আ ভাই সম্পর্কের ক্ষেত্রে আমি বলব যে কোনোভাবেই ধর্মীয় বিষয় মাঝখানে আনা উচিত না। কারণ ভাই সম্পর্ক করছি কিসের জন্য? আমাদের আ ম আমাদের মনুষ্যত্ববোধ থেকেই সম্পর্ক করছে। আর সবচেয়ে বড় কথা একটা মানুষের সঙ্গে মানুষ কথা বলছে। সে হতে পারে হিন্দু, সে হতে পারে মুসলমান, সে হতে পারে খ্রিস্টান। কিন্তু কথা দেখেন ভাই, আ আসলেও আমি যেটা মনে করি যে এই টাকা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার ভাই। যার কাছে যত টাকা আছে যখন দেখবেন যে একটা বিশাল বড়োলোক, সেই বড়োলোক
জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অবশ্যই, অবশ্যই। জি। হ্যাঁ। মানুষ হিসেবে, জি। অবশ্যই। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, অবশ্যই, অবশ্যই। জি ভাই। হ্যাঁ। জি, অবশ্যই। অবশ্যই ভাই, এটা আসলে অনেক বড় একটা বিষয় এবং আজকে ভাই আপনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে এবং অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি ভাই সামনে আমাদের অনেক কথা হবে, অনেক experience share করা হবে এবং অনেক, অনেক আ কিছু নতুন জানা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের যত্ন নিবেন।
জি। আমিও ভাই, আমিও ভাই। অবশ্যই ভাই। আপনিও নিজের যত্ন নিবেন। আপনার সময় দিয়ে কথা বলার জন্য ধন্যবাদ ভাই। আপনাকে অনেক শুভকামনা। ভালো থাকবেন ভাই।
জি, জি। জি, অবশ্যই, অবশ্যই। জি, ভাই। জি, অবশ্যই, অবশ্যই। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আপনার জন্য অনেক, অনেক শুভকামনা এবং শুভরাত্রি। খোদা হাফেজ।
শুভরাত্রি। সু খোদা হাফেজ।